তো ওই ভাই আমাকে বলতো, জি ভাই, চলেন আমরা একটা BMW কিনে ফেলি এ্যাহ উনি আমাকে এত পরিমাণে influence করসে! করে, করে, করে, করে অবশেষে এক ই ই একটা BMW এইভাবে লোন নিয়ে কিনে ফেললাম। কিনে এই যে বাঁশ। <chuckles>
<chuckles> আচ্ছা। আচ্ছা। আসলে আমি মনে করি কি জানেন, মানে আমাদের জীবনে বন্ধুর একটা রোল, মানে একটা মোক্ষম ভূমিকায় আসলে অ্যা আমাদের জীবনে <clears throat> ওনাদের একটা ভূমিকা থাকে। মানে এক্ষেত্রে আমি বলব, যে আমার মা এবং গুরুজনেরা একটা প্রবাদ বলে যে, সৎ সঙ্গে স্বর্গবাস। আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। হ্যাঁ, এখন আপনার বন্ধু যদি আসলে লাইক আমার বন্ধুর মতন হয় যে বুদ্ধিমান, সৎ বুদ্ধিদাতা, তাহলে এই যে যেমন আমি আপনাকে যদি আরও একটা গল্প বলি যে, আমি আসলে একটা জমি আমার ১ম purchase যেটা ছিল, আমি ওইটা প্রায় ৳৪০,০০,০০০ দিয়ে কিনেছিলাম এবং প্রথমদিকে না আমার মনে হচ্ছিল যে, আমি হয়তো ভুল করতেসি, এতগুলা টাকা spend করব। কিন্তু আমার সেই বন্ধু আমাকে বলেছে, আরে কিন, জীবনে কী আছে, কিনেই ফেলো, কোনো সমস্যা নাই। আমাকে এইভাবে সে গাইডলাইনস দিয়েছে এবং তার ইনস্পিরেশনে বলতে পারেন যে পরিবারের পরে আমি শুনেছি যে, গেলে গেল বা একটা জমিই তো নিলাম, সমস্যা কোথায়? এখন সেই জমির দাম আমি উম মনে হয় শতক প্রতি কিনেছিলাম আ প্রায় ৯৫ য়ের মতন করে। এখন সেই জমির দাম ৳১,৫০,০০০ তো বুঝতেই পারছেন যে আমি মানে কতটুকু আসলে লাভবান
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ। অ্যা হ্যাঁ। হু, হু। হ্যাঁ। হু, হু। আচ্ছা। হ্যাঁ। ওয়াও! হ্যাঁ, ল্যান্ড কিনলে আসলে কিন্তু কোনো ধরনের কোনো লস নেই। এটা কিন্তু ইয়ে। আপনি যদি ল্যান্ড ইউজও না করেন, দেখা যায় যে ল্যান্ড থেকে যে পরিমাণে এমনি asset value যেইভাবে আপনার সময়ের সাথে, সাথে বেড়ে যায়। আর আপনি যদি মাঝখানে কিছু চাষ করে ফেলেন, তাহলে সেটা বলতে পারেন যে, অ্যাঁ বোনাস টাইপের। <chuckles>
জি। হুম। হুম। জি। আসলেই আমাকে এখন আমার friend বুদ্ধি দিচ্ছে যাতে আমি সুন্দর করে আম চারপাশ বাঁধ মানে উঁচু করে দিয়ে ওটার মধ্যে আমি গাছ লাগিয়ে দেই। কারণ দেখা যাবে কি আমি যদি গাছ লাগিয়ে দেই আজ থেকে আমি যদি আ মেহগনি লাগাই কিংবা সেগুন লাগাই দেখা গেল ২০ বছর পরে সেটা যেই পরিমাণ টাকা আসবে, সেই টাকা দিয়ে হয়তো আমি আরও অনেক কিছু করতে পারব।
হ্যাঁ। হুম। হ্যাঁ। জি।